আসলে ইদানিং social media বেশ fed up হইয়া গেছি। social media-র সাথে বিশেষ করে। ব্যাপার হচ্ছে কি? যে আ আমার কাজের খাতিরে social media -য় active থাকাটা খুবই দরকার। আ বাইরের client আসে, কখনো বা দেশের মধ্যকার client আসে, তাদের সাথে যোগাযোগ রাখা লাগে বা মাঝে, মাঝে হয় কি? যে, আ family, friend-দের সাথেও যোগাযোগ রাখা লাগে। এখন আমার যে অভ্যাস দেখা যায় যে, <smacks lips> সপ্তাহে, মাসে বা বছরে একটা ছবি post করাও hardly মানে তেমন একটা ইচ্ছা করে না আমার post করতে আর কি, সত্যি কথা বলতে। <smacks lips> কিন্তু আ একটা expectation থাকে না যে মাঝে, মাঝে post করবে, একটু Facebook -এ active থাকবে, <smacks lips> একটু কথা বলবে আমাদের সাথে, নিয়মিত যোগাযোগ রাখবে। <smacks lips> এই জিনিসটা আমাকে মানে ইদানিং খুব কুড়ে, কুড়ে খাচ্ছে যে, একে তো আমার অভ্যাসের মধ্যে নাই যে আমি নিয়মিত <clicks tongue> লোকজনের সাথে যোগাযোগ রাখবো বা নিয়মিত কথা বলবো বা ছবি post করবো, যাতে লোকজন আমার অবস্থা জানতে পারে। আবার অন্যদিকে ব্য দেখা যাচ্ছে যে, আ না করলেও হইতে চায় না। মানে তারা phone করে জিগায় "কিরে হারায় গেলি নাকি বা যোগাযোগ নাই কেনো?" ইত্যাদি, ইত্যাদি। <smacks lips> এখন এটা নিয়া ইদানিং যে পরিমাণ ভুগতেছি, মনে হচ্ছে যেন মানে পুরো পৃথিবী থেকে আমি সম্পূর্ণ আলাদা হয়ে গেছি। মন বেশ খারাপ লাগতেছে এটার কারণে।
হুম। আচ্ছা। হুম। হুম। হুম। আচ্ছা। হু, হু। হ্যাঁ, ভাই আসলেই স্বাভাবিক। কারণ বর্তমানে আপনি যদি কোথাও মানে আপনার image ধরে রাখতে চান, সেটার এক প্রধান কারণ হচ্ছে কিন্তু social media গুলোতে। তো আপনার ব্যস্ততার কারণে খুবই খারাপ লাগলো যে আপনি বর্তমানে আপনার যে perfect image টা, সেটা আপনি ধরে রাখতে পারছেন ন। হয়তো আপনার বন্ধুবান্ধব বা আত্মীয়-স্বজনদের কাছে। তো ভাই আপনি কোনো social platform টার কথা বলছিলেন যেটাতে আপনার একটু বেশি নাকি সবগুলোতেই?
মোটামুটি সবগুলাতেই কিন্তু আমার বন্ধু-বান্ধব বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে Facebook কি কিন্তু সবচাইতে বেশি চলে। আর সবাই মোটামুটি Facebook-এ, আপনার বন্ধু-বান্ধব, পরিবার সবাই। দেশের বাইরে যারা আছে তারাও তো আসলে আ বাংলাদেশে যোগাযোগ রাখার জন্য Facebook-টাই বেশি prefer করে। তো সমস্যাটা ওই Facebook নিয়াই। দেখা যায় Instagram-এ active থাকলে আমি শুধু কাজের video post করি। দেখা যাচ্ছে যে আ আমার portfolio maintain করা লাগে। তার জন্যে দেখা যায় ২,১ টা post এখানে করতে হয়। কিন্তু Facebook-এ আসলে নিজের ছবি post করা ছাড়া বা নিজের অবস্থা জানানো ছাড়া বা কি করতেছি, activity কি বা আ আসলে জীবনের update-টা কি, life-এ এখন কি করতেছি, সামনে কিভাবে আগাচ্ছি ইত্যাদি, ইত্যাদি ব্যাপার ছাড়া তেমন কিছু তো post করার মতন থাকে না। আম বেশিরভাগ যাদের দেখি, যারা আসলে influencer বলা হয় যাদেরকে। তারা না হয় ২,১ টা reel post করে, এটা post করে, সেটা post করে। কিন্তু আমার তো আসলে সেই অভ্যাসটা কোনোদিনও ছিল না বা আগামীতে হবে কিনা সেটা নিয়েও বেশ সন্দেহ আছে। এখন মানে আমি নিজের privacy-টা খুব পছন্দ করি। নিজে যা করি একাই করতে পছন্দ করি বা লোকজনের সাথে তেমন একটা আসলে যোগাযোগ রক্ষা করে চলার যে ব্যাপারটা আছে, এটা আমার কোনোদিনও তেমন একটা আসলে পছন্দের বিষয় বলব না, এটা আমার কাছে কেমন যেন weird লাগে যে জোর করে নিজের তথ্য আমি social media-য় post করতেছি। তারা এ দেখবে, দেখে comment করবে, তাদের reply করো, তাদের সাথে কথা বলো, যোগাযোগ রক্ষা করো। একটা খুবই মানে uneasy situation মনে হয় মাঝে, মাঝে আমার কাছে। এবং তার কারণেই মূলত আমি একটু social media এড়ায় চলতে পছন্দ করি। কিন্তু যেটা ওই যে বলছিলাম যে একটু আগে। যে Facebook-এ post না করলে সবাই ভাবে যে "আরে গেল কোথায়? আরে কোনো খবর নাই, যোগাযোগ নাই।" এবং আরেকটা জিনিস আমি লক্ষ্য করে দেখছি যে যেটা হয় অনেকদিন যাবৎ যদি কিছু post না করি বা লোকজনের সাথে কথা না বলি, তারা মনে করে যে মনে হয় আমি তাদেরকে ignore করে চলতেছি। বা হচ্ছে <clears throat> <smacks lips> কোনো কারণে আমি তাদেরকে ওই যে একটা কথা আছে না বাংলায়? ভাব দেখাচ্ছে বা পাট নিচ্ছে। তো এই ব্যাপারটা আসলে বারবার, বারবার করে চলে আসে। আর আ যতবার আসলে বন্ধু-বান্ধব message করে বলে "কিরে কোনো খবর নাই কেন? <smacks lips> তুই কি ভাব নিচ্ছিস আমার সাথে? তুই কি এ এটা করতেছিস সেটা করতেছিস?" তখন অ্যা তেমন একটা আসলে সুবিধার লাগে না, মনঃক্ষুণ্ণ লাগে। মাঝে, মাঝে মনে হয় যে আসলেই আমার কি আরও post বেশি করা উচিত? এরপর যখন মানে এই পরিস্থিতিতে যাওয়ার পরে post বেশি করা আরম্ভ করি, তখন আবার মনে হয় যে কি করতেছি আমি? শুধু, শুধু সময় নষ্ট ইত্যাদি, ইত্যাদি। এখন এটা ওহ আমি দোধারি তালোয়ার যেমন একটা কথা আছে না? যে
হু, হু। হ্যাঁ। হু, হু। হু। আচ্ছা। হুম। হুম। হু, হু। আচ্ছা। হুম। আচ্ছা। হু, হু। আচ্ছা। হ্যাঁ। হুম। হ্যাঁ।
<smacks lips> এ ঢুকতেও কাটবে বেরোলেও কাটবে এইরকম একটা অবস্থা। এখন অ্যা মানে মাঝে, মাঝে আ ভাবি যে পুরা social media থেকে বের হয়ে যাই। কিন্তু অ ওই যে সমস্যা ওই একই জায়গায় social media থেকে বের হলে আমার কাজের ক্ষতি হয়ে যাবে। আর কাজের ক্ষতি তো আসলে আমি করতে পারব না। এইজন্যে social media-য় আবার বারবার ফিরে আসতে হয়। আর social media-য় ফিরে আসলে ওই একই সমস্যা যে ক "এতদিন কোথায় ছিলে? কি করলি? কোনো যোগাযোগ নাই ইত্যাদি, ইত্যাদি।" মানে বিশাল একটা অথৈ জলের মতন অবস্থা আমার।
একদম। হুম। একদম। হ্যাঁ। উম হ্যাঁ, আসলেই ভাই আসলে চ বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে বের হওয়া যায় না, আবার যদি কেউ একটিভ না থাকে তার উপরেও কিন্তু কথা শুনতে হয়। আচ্ছা ভাই আপনি যে সোশ্যাল মিডিয়ায় একটিভ থাকতে পারতেছেন না বা হচ্ছে বা আপনার যে পারফেক্ট ইমেজটা আপনি কি করছেন বা কেমন? এটা যদি আপনি মানে বজায় রাখতে না পারেন আপনার কি হচ্ছে নিজে থেকেই করতে চাচ্ছেন না সেটা? নাকি আপনার কাজের চাপে আপনি সোশ্যাল মিডিয়ায় একটিভ থাকতে পারছেন না?
আ ২ টাই সঠিক, কেমন জানেন? আ একে তো কাজের চাপ প্রচুর, মানে একটা কাজ ছেড়ে আরেকটা কাজে দৌড়াইতেই হয়, এটার পর সেটা, মোটামুটি কাজ লেগেই থাকে। দেখা যায় প্রজেক্ট সাথে তো সবসময় একটা থাকে না। ফ্রীলান্সার হিসেবে সত্যি কথা বলতে ১টা প্রজেক্টে আসলে পেট চলে না যে কথাটা আছে আরকি। এখন <swallows> ...তার কারণে ৩ টা ৪ টা করা <swallows> প্রজেক্ট সবসময় গোছায় রাখা লাগে। বিশেষ করে বছরের শেষের দিকটাতে, ডিসেম্বর মাসে যেটা হয়, ওয়েস্টার্ন কালচারে সবচাইতে বেশি অনুষ্ঠান, ছুটি তারপর আপনার সবকিছু দিয়ে টিয়ে কিন্তু ব্যস্ততা ওদের এই সময়টাতেই সবচাইতে বেশি থাকে। তার কারণে আ এই প্লাটফর্মগুলোতে কাজ পাওয়াটা বেশ মুশকিল হয়ে যায়। কিন্তু নিজেকে সাস্টেইনড রাখতে হইলে বা পরিবারের খরচটা চালাইতে হইলে সর্বনিম্ন যে পরিমাণ অর্থটা লাগে, সেটা তো উপার্জন করতে হবে এই সময়টাতেই, না? তো ওইটা করতে গিয়ে যে কাজই পাওয়া যায় সেই কাজই করতে হয়। তখন কাজের চাপ আসলে অতিরিক্ত বেশি হয়ে যায় এবং কাজের চাপ বেশি হয়ে গেলেই আসলে সোশ্যাল মিডিয়ায় থাকা হয় না। আবার অন্যদিকে <smacks lips> আ আরেকটা সমস্যা হচ্ছে আমি নিজে থেকেই আসলে সোশ্যাল মিডিয়া জিনিসটা আমার তেমন একটা পছন্দের জায়গা না। বন্ধুদের সাথে যোগাযোগ রাখা পর্যন্তই ঠিক আছে। যখন পাবলিক্যালি কোন একটা পোস্ট করতে হয় বা নিজেকে জানান দিতে হয় বা নিজের ইমেজ রক্ষা করতে হয়, তখন বিষয়টা আমার কাছে কেমন যেন অতিরিক্ত মেকি মনে হয়। মানে কেমন যেন মনে হয় যে, আমি জোর করে এখানে আ কথা বলতেছি বা জোর করে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করতেছি বা আসলে ব্যা যোগাযোগ রক্ষা করার ইচ্ছা নাই, তারপরেও কোন য কারণে আমার নিজের ছবি পোস্ট করা লাগতেছে বা নিজের তথ্য দেওয়া লাগতেছে। তখন ব্যাপারটা আমার কাছে মনে হয় যে আসলে এ জোর করে কি আর, ওই যে একটা কথা আছে না, "জোর করে কি আর ভালোবাসা হয়?" এমন একটা ব্যাপার হয়ে গেছে আমার সোশ্যাল মিডিয়ার সাথেও যে, জোর করে নিজের ইমেজ রক্ষা করা লাগতেছে বা নিজের পোস্ট করা লাগতেছে। অন্যদিকে কাজের চাপে পোস্ট করতেও পারতেছি না। আবার পোস্ট না করলেও আসলে বন্ধু-বান্ধব বলতেছে যে "পোস্ট করিস না কেনো?" বা "কোনো যোগাযোগ নাই কেনো?" বা আসলে "তোর কোন খবর নাই কেনো?" <smacks lips> আবার অন্যদিকে পোস্ট করলে বলতেছে যে, "এত পোস্ট করিস কেনো? এত ই আসে কেনো? এত তোর এ এসে কোত্থেকে?" মানে মোটামুটি সবকিছুর মধ্যেই একটা আ ঝামেলা। এপিঠ-ওপিঠ দিয়ে-টিয়ে মানে মোটামুটি এমন একটা পরিস্থিতি যে, আ সব দিক থেকেই মোটামুটি আমার উপর একটা সোশ্যাল মিডিয়ার যে চাপটার ব্যাপার আছে, ওইটা সম্পূর্ণ আমার উপর পড়তেছে এবং এর কারণেই মূলত আসলে আ অনেকটা বলতে পারেন সোশ্যাল মিডিয়া থেকে দূরে ওই থাকতে চাচ্ছি, কিন্তু পারতেছি না আরকি।
হুম। হুম। উম। হুম। হুম। হু, হু। একদম। হ্যাঁ। হু, হু। হুম। উম। আচ্ছা। হু, হু, হু। হুম। আচ্ছা। এক হুম। হু, হু, হু। হ্যাঁ। আচ্ছা। আসলেই ভাই এইযে আপনার সোশ্যাল মিডিয়ার উপরে থেকে মানে যে চাপটা আসছে, বিশেষ করে আপনার বেশি একটিভ থাকলেও আপনি আপনার বন্ধু-বান্ধবের কাছ থেকে কথা শুনতেছেন, আবার যদি নাও থাকেন তাও শুনতেছেন যে, "হারায় গেলে নাকি? আপ তোর কোন খোঁজ নাই" এইসব। তো ভাই আপনার সিচুয়েশন বর্তমানে হচ্ছে আপনার যে পারফেক্ট ইমেজটা যদি আপনি বজায় রাখতে চান, আপনাকে সোশ্যাল মিডিয়াতে একটু হলেও একটিভ থাকতে হবে। তো আপনি আপনার কাজের ফাঁকে বা আপনি আপনার <swallows> মানে ফ্রি সময়ে কিরকম সময় দিবেন সোশ্যাল মিডিয়াতে এটা যদি আপনি আগে থেকে ঠিক করে নেন তখন কিন্তু মানে একটা দৈনিক প্ল্যান করে নিলেন যে, আমি এই সময়টুকু সোশ্যাল মিডিয়াতে থাকবো। তাহলে কিন্তু আপনার এই যে, আপনার সারাদিনের সব কাজও হলো আবার আপনার যে সোশ্যাল মিডিয়ার জন্য যে আপনার পারফেক্ট ইমেজ বা বন্ধু-বান্ধবীদের সঙ্গে যে যোগাযোগের বিষয়টা সেটা কিন্তু আপনার অনেকটা ঠিক হয়ে যাবে এবং আপনাকে এরকম একটা কথাও শুনতে হবে না। আচ্ছা ভাই, এই যে আপনি, আপনার সোশ্যাল মিডিয়াতে পারফেক্ট ইমেজ বজায় রাখার খুব এই যে চাপের কথা বললেন, এই চাপটা কি আপনাকে, আপনার কাজ বা আপনার মনকে কোনভাবে কি প্রভাবিত করেছে?
অ অবশ্যই। কাজকে প্রভাবিত কতটা করেছে এটা বলাটা বেশ মুশকিল। কিন্তু হ্যাঁ, মনের দিক থেকে সমস্যাটা আসলে একটু বেশিই বলতে পারেন। দেখা যায় যে যোগাযোগ, ওই যে যেটা বলছিলাম একটু আগেই যে যোগাযোগ রাখলেও সমস্যা, না রাখলেও সমস্যা, post করলেও সমস্যা, না করলেও সমস্যা। তখন আসলে আমার করা কি উচিত? এটা নিয়ে একটা বিশাল বড় অ আসলে দ্বিধার জায়গা তৈরি হয়ে গেছে। যেখানে মানে আমি কি যে করব আমি নিজেও বুঝতে পারতেছি না। <clicks tongue> এইদিকে কাজের চাপ। আ যদি কাজ বন্ধ রেখে আমি social media-য় active হই তাহলে দেখা যাবে কি? আসলে যেটা হয় যে social media একটা জিনিস upload করতে হলে অনেক জায়গায় ঘুরতে যেতে হয় বা নতুন একটা জায়গায় গিয়ে ছবি করতে হয়। বা বিভিন্ন রকম criteria আছে যেগুলা আসলে আমার পক্ষে maintain করাটা সম্ভব না।
হুম। হুম। আসলেই হু। আসলে। হুম, হুম। হুম। হ্যাঁ। আসলে ভাই আপনি যেহেতু বিভিন্ন কাজ বা হচ্ছে নিজে থেকেও করতে চাচ্ছে না, তারপরেও কিন্তু যদি আপনার সারাদিনের অনুভূতি বা আপনি কির কাটালেন বা বন্ধুবান্ধবের সঙ্গে কেমন সময় কাটালেন, দিনশেষে যদি একটু সময় বের করে আপনি আপনার social media-য় এগুলো upload করেন বা post করেন, তখন কিন্তু দেখবেন যে আপনার social media-র perfect image বা active থাকার জন্যে যে আপনার না থাকার কারণে যে চাপটা আছে, সেটা কিন্তু অনেকটাই কমে যাবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এটা নিয়ে বেশ খারাপ লাগছিল। মনে হচ্ছে আপনার idea গুলা কাজে লাগবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।